বেশ কয়েকদিন ধরেই আমি একটা ব্যাপার নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় আছি। বলা যায় যে এই যে ব্যাপারটা সেটার কারণে আমার প্রতিদিনকার যে জীবনযাপন সেখানে না অনেক ধরনের বাধা-বিঘ্ন আসছে। তারপর দেখা যাচ্ছে যে আমি অল্পতেই মানে নিজের প্রতি যে নিয়ন্ত্রণ সেটাও হারিয়ে ফেলছি। তো এইযে বাস ব্যাপারটা এটা নিয়ে আসলে যে কারো সাথে কথা বলবো সেরকম কাউকে না আমি খুঁজেও পাচ্ছি না, যে কার সাথে আসলে কথা বলবো। কারণ দেখা যায় কারো সাথে শেয়ার করতে গেলে তারা শুধুই হচ্ছে sympathy দেখায়। যেটা না আমার কাছে আর ভাল্লাগেনা। তো এই ব্যাপারটা নিয়ে আসলে ভাবছিলাম যে কিভাবে কারো সাথে কথা বলা যায় বা কি করা যায়। এই তো।
হু, হুম। হু। হু। উম বুঝতে পারলাম আসলে। আপনি আসলে আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনি আসলে খুবই চিন্তিত আরকি এই বিষয়টা নিয়ে। এটি কিন্তু খুবই স্বাভাবিক। মানে আ আপনার কি কোনো experience হয়েছে recently? মানে আপনি কখন আসলে হচ্ছে এই সমস্যাটা বেশি আপনি যদি আমাকে একটু details এ যদি বলতেন।
এ জ্বী। হুম। হ্যাঁ, নিশ্চয়ই। আসলে আমি আ যখন অতিরিক্ত উত্তেজিত হয়ে যাই, রাগ রাগান্বিত হয়ে যাই তখন না আমার মধ্যে প্যানিটেক panic attack শুরু হয়ে যায়। ঠিক আছে? মানে যখন ধরেন যে আমা আমার বাসায় কোনো একটা ব্যা বিষয় নিয়ে আমার সাথে আ কারো আ কথাবার্তা হচ্ছে, ম মানে সে ব্যক্তিটা আমার কথাটা বুঝতে পারছে না, বিশেষ করে আমার আম্মুর সাথে এই ব্যাপারটা হয়। আমার দৃষ্টিভঙ্গিটা আমার মা একদমই বুঝতে পারে না। তো তখন আমার কাছে না অনেক প্রেশার ফিল হয়। আর তখন আমি একদম panic attack এর মতো একটা অবস্থানে চলে যাই। উ তখন না এযে আমার যে আ মানে তীব্র যে একটা উদ্বেগ কাজ করে সেটা আমি সামলানোর অনেকটাই চেষ্টা করি। কিন্তু তেমনভাবে একটা পারি না। তো এই ব্যাপারটা নিয়ে আসলে অনেক বেশি চিন্তিত ছিলাম যে আসলে কিভাবে এই সময়টাত সময়টাকে নিজের যে আ উদ্বেগ সেটাকে সামলানো যায়। সেখান থেকে অভিজ্ঞতা কিভাবে ভালো করা যায়। সে ব্যাপারটা নিয়ে আরকি দুশ্চিন্তার ভেতরে আছি কয়েকদিন ধরেই।
হু, হু। উম আচ্ছা। হু। আচ্ছা। হুম, হুম। হুম। হুম, হুম।